হ্যালো! শুভ সন্ধ্যা ভাইয়া কেমন আছেন?
হ্যাঁ, শুভ সন্ধ্যা! আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
জি, আমি ভালো আছি। কেমন চলছে দিন কাল? কি দিয়ে শুরু করলেন দিনটা?
উম দিনকাল আসলে গরম। প্রচন্ড গরম শুরু হয়েছে। অ্যা একাধারে বৃষ্টির পর বেশ গরম, গরমের ভিতরে আসলে একটু অসহ্য।
হ্যাঁ। জি। জি। হ্যাঁ।
অ্যা ভিতর দিয়ে তারপরেও মোটামুটি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনার দিল কাল কেমন যাচ্ছে?
জি। এইতো আমার দিনটাও ভালো যাচ্ছে। গরম বটে তবে আবার মাঝে মধ্যে বৃষ্টি, ঠান্ডা সব মিলিয়ে ভালো যাচ্ছে। কিন্তু বিগত দিনে বিগত বছরগুলো তুলনা করলে এই বছরটা গরম কমই পড়তেছে। আল্লাহর অশেষ রহমত। তো সবকিছু মিলিয়ে ভালোই যাচ্ছে। তো
হু, হু। হুম। হু, হু। উ হু।
আমরা তো ভাই একটা মনে করেন যে, একটা জায়গায় থাকলে একটা সোসাইটি তে বসবাস করি, সমাজে বসবাস করি। অ্যা আশেপাশে ভালো প্রতিবেশীও থাকতে পারে খারাপ প্রতিবেশীও থাকতে পারে। তো আ আপনি কি মনে করেন যে এই যে সমাজের ভালো প্রতিবেশী এবং খারাপ প্রতিবেশী আ এটা আপনার মনে করেন যে আপনার জীবনে আপনার পরিবার জীবনে একটা অ্যা প্রভাব পড়তে পারে?
উ হু। হু, হু। হু, হু। আসলে <clears throat> ভালো প্রতিবেশী ১ম এ যদি আমরা ভালো প্রতিবেশী অ্যা সংজ্ঞায়িত করি। আগে আমরা দেখি যে ভালো প্রতিবেশী বলতে কি বুঝাই আমরা তাই না? এক এক কথায় ভালো প্রতিবেশী হল
জি। হ্যাঁ। হ্যাঁ।
ঐ প্রতিবেশী
জি।
যার আচার-আচরণ কর্মকাণ্ড থেকে
হ্যাঁ। জি।
স তার আশেপাশের প্রতিবেশী নিরাপদ থাকে।
জি।
এটাই কিন্তু ভালো প্রতিবেশী। মানে যদি আমি সংজ্ঞায়িত করি, যার কার্যকলাপ, কথাবার্তা, আচার-আচরণ থেকে তার আশেপাশের প্রতিবেশী নিরাপদ থাকে সেই প্রতিবেশী ভালো প্রতিবেশী। হ্যাঁ, কমফোর্টেবল থাকে সেই প্রতিবেশীটাই হল ভালো প্রতিবেশী।
হ্যাঁ, হ্যাঁ। হুম। এবং কমফোর্টেবল থাকে। হ্যাঁ। জ্বী। তো, হুম।
এখন আসেন অ্যা হ্যাঁ বলেন।

তো ভালো প্রতিবেশীদের সাথে অ্যাঁ বলতে পারেন যে আ বন্ডিং টা তৈরি হলে দেখা যায় যে আমাদের অ্যাঁ পরবর্তী প্রজন্মের বাচ্চাদেরও কিন্তু আপনার একটা ভালো একটা প্রভাব পড়ে। যেমন অ্যাঁ ভালো প্রতিবেশীদের মাধ্যমে আমরা কোন একটা অ্যাঁ সাংস্কৃতিক প্রোগ্রাম করতে পারি। যেটা আমাদের অ্যাঁ বাচ্চাদের মা মানসিক বা এবং দৈহিক বিকাশ ও গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং প্রতিবেশীদের সাহায্যে এই রকম অ্যাঁ যোগাযোগের জন্য ছোট, ছোট প্রোগ্রাম, ছোট, ছোট অ্যাঁ কালচার, সাংস্কৃতিক প্রোগ্রাম, ইভেন্ট তৈরি করা যেটা সবাই পুরো উপভোগ করতে পারে বড় থেকে ছোটরা এবং এটা অ্যাঁ সত্যি কথা বলতে এটার মাধ্যমে কিন্তু একটা ভালো একটা কমিউনিকেশন স্কিলও তৈরি হয় আমাদের। এ ভালো কিছুর সাথে যখন থাকি আশেপাশে, তাদের যখন আমরা যোগাযোগ রাখি এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে আমাদের আ কমিউনিকেশন স্কিলও বাড়ে। যেটা আমাদের ব্যক্তিগত জীবনের অনেক কাজে দেয়। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার অভিজ্ঞতা এমন কোন কি ঘটনা হয়েছে? যে একজন ভালো প্রতিবেশীর সাহায্যে আপনি অনেক বড় একটা সুবিধা পেয়েছেন এবং অনেক আপনাকে অনেক সাহায্য করেছে?
হুঁম, হুঁম। অবশ্যই। হুঁম, হুঁম। হুম, হুম। হুম, হুম। হু, হু। হুঁম, হুঁম। অবশ্যই, অবশ্যই। হুঁম, হুঁম। হুঁম, হুঁ। হুঁম, হুঁ। হুঁম, হুঁম।